Hello ভাইয়া। কেমন আছেন?
আ Hi ভাইয়া, এই তো ভালো। আপনি কেমন আছেন?
এই তো ভাইয়া ভালোই আছি। তো কেমন যাচ্ছে আপনার দিনকাল?
জি, জি। আজকে তো দিনটা খুবই ভালো গিয়েছে। আজকে তো এতদিন পর বৃষ্টি পড়লো। তো একটু bike টা নিয়ে বের হলাম। আবার আ উৎসবের সময় তো সময়টা খুব ভালো গিয়েছে। জি, জি। আপনার কেমন গিয়েছে?
আচ্ছা। বাহ! উম হুম। আপনার সাথে আসলে আমার খুব মিল রয়েছে ভাই। বলতেই হচ্ছে আসলে। আমিও আসলে ওই এরকম ঈদের ছুটিতে এসেছি। তো আসলে এই বৃষ্টির স্নাত দিনে আসলে bike নিয়ে বের হলাম। একটু বাজারে গেলাম। আসলে ঘুরে ফিরে ভালোই গিয়েছে বলতেই বলাই যায়। তো আসলে ভাই যেটা আসলে মনে হয় যে ঈদের ছুটিতে আসলে বাড়ি আসলাম, গ্রামে আসলাম। আসলে গ্রামে তে আসলে বসতে ভালোই লাগছে বা ভালোই আসলে সময় কাটছে।
আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জি, জি, জি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জি, জি, জি। হুম, হুম, আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্চাচ্চা আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো ভাই আ হু, হুম, জি, জি বলেন।
তো আপনার উম হুম। না, আপনি যেটা বলছেন, বলুন।
আচ্ছা, আমি ভাই ভাবছিলাম যে আ মানে প্রকৃতির সঙ্গে যে আমরা এই যে সময় কাটাই তো আপনার কেমন লাগে?
হুম। অ্যা হু, হুম। না, আসলে এটি আসলে, অবশ্যই একটি আপনি খুব ভালো প্রশ্ন করেছেন এবং এটির কথা যদি আসলে বলতে যাই, অবশ্যই আমার ভালো লাগে বা প্রকৃতি বা এই যে বলতে পারেন যে সুন্দর প্রকৃতি। আসলে আমরা যারা শহরে থাকি। আসলে আমরা তো প্রকৃতিকে শাসন করতে, করতে শহরকে আসলে যান্ত্রিকতা বা প্রকৃতিকে আ দূরে ঠেলে দিয়েছি। যেটা আসলে, আমরা আসলে ভুক্তভোগী হচ্ছি। তো সেদিক থেকে চিন্তা করতে গেলে কিন্তু আসলে গ্রামে আসলে, আসলে আমি বুঝতে পারি। যে আসলে আমরা কি মিস করছি।
মানে জি, জি। হু, হুম। হুম। এইযে জি, জি। একদম, একদম। উ হুম। জি, জি, জি, জি, জি।

একদম। না, আসলে আপনার সাথে আমি একদমই একমত হচ্ছি। আ বা আ চমৎকার লাগার যে বিষয়টি আসলে সেটি কিন্তু আমরা নেওয়া উচিত। আমি প্রত্যেককে আসলে suggest করি। এইযে আজকে আপনার সাথে এই বিষয়ে আসলে কথা বলতেছি, আমারও কিন্তু আসলে মন চাচ্ছে যে এখনই আসলে বেরিয়ে গিয়ে নদীর পাড়ে আসলে আমি যেখানে রয়েছি সেখান থেকে নদী যে একটু নদীর পাড়ে গি যাওয়ার আসলে আমার একটু লোভই হচ্ছে বলতে পারেন যে স একটু যদি বসতে পারতাম আ হয়তো আমাকে ভালো লাগতো। হয়তো সূর্যাস্ত, সূর্যোদয়টা আসলে দেখার আসলে যদি সুযোগ পেতাম। তো এই চিন্তাগুলো কিন্তু আসলে আমার মাথায় এখনই ঘুরপাক খাচ্ছে বলতে পারেন তো। আ
জি, জি। জি, জি, জি। হুম, হুম, হুম। উ জি, জি, জি, জি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হুম, জি, জি, জি, জি। হু, হুম। হ্যাঁ, হ্যাঁ। ইক জি, জি, জি। একদম ঠিক বলেছেন যে আপনি যদি এইযে মানে আপনার যদি মন বা আপনার যদি মানসিক চাপ থাকে, আমি তো বলব আপনি একদম স ভ্রমণে যান, প্রকৃতির মাঝে যান। আপনার মনটা একটু হলেও হালকা হবেই। আর আপনি যখন নতুন, নতুন মানুষের সাথে এ দেখা হবে, আপনি কথাবার্তা বলবেন তখনই কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন। আপনার আ কষ্টটা কমে আসবে। তো আমার কিন্তু মনে হয় যে আপনার যদি কোনো সমস্যা হয় আমি বলব যে আপনি বাসা থেকে বের হন। <chuckles> তাহলেই হবে। মানে বসে থাকলে হবে না। আপনার কোথাও যেতে হবে। প্রকৃতির আসল মজাটা নিতে হবে। জি।
তো আ উ এক হুম। হ্যাঁ। একটা আমার। খুবই ধন্যবাদ ভাইয়া এইযে আমাকে এই বিষয়টি নিয়ে আসলে বললেন এবং আশা করি আসলে আ আবারও আপনার সাথে এই বিষয়ে আসলে কথা বলবো। আমি আসলে বেরোনোর চিন্তাভাবনা যেহেতু করলাম এবং আপনি আসলে motivation দিলেন। আসলে আমি যাব এবং আপনিও ভালো থাকবেন। প্রকৃতি
জি, জি। জি, জি, জি, জি। অবশ্যই, অবশ্যই। আপনার সাথেও কথা বলে অনেক ভালো লাগলো। অনেক কথাবার্তা হলো। অনেক কিছু মিলেও গিয়েছে। তো আশা করি এরকম কথা আবার হবে। তা পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিতে চাই। শুভ সকাল।
হ্যাঁ। হু। আপনাকেও শুভ সকাল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ।